তো সাথে আ শান্তিতে না থাকি। ভদ্র হ্যাঁ, ভদ্র ব্যবহার করি তখন কিন্তু ওরা ওই জিনিসটা করছে না বা আমার কথা শুনছে না। তখন কিন্তু ওদের সাথে আমার ওইভাবেই ব্যবহার করতে হচ্ছে। তো আমি আসলে যখন যেমন পরিস্থিতি
উস ভদ্রভাবে ব্যবহার করেন। হ্যাঁ। বুঝতে পারছি। অ্যা তবে আপনার আপনি যে senior সেই যে সেই ব্যাপারটা তো আসলে maintain করা লাগবে। তাই না? তা না হলে তো আসলে তারা আপনাকে সম্মান করবে না। হুম।
তখন হুম, হুম। একদমই তাই, একদমই তাই <laughs> হ্যাঁ, একদমই তাই আর তখন আবার হয় কি যে আ আমি হচ্ছে, ও যখন আমি বল আমি ওদের বলতাম যে "যখন আমার, আ তোদের সাথে free হওয়া দরকার হবে আমি তখন তোদের সাথে free হবো। কিন্তু যখন আমি এই জায়গায় থাকবো তখন"
বুঝতে পারছি। মানে, আ সু
"তোরা আমাকে ওই যে respect টুকু দিবি যতটুকু আমি পাই।" জি। আর আমার না কারণ অনেক সময় দেখা যেত কি, একদমই তাই। আর অনেক সময় দেখা যেত যে, আহ আমি হচ্ছে মানে এরকম এ কথা বলতাম পরে কি করতো junior-রা হচ্ছে আমাকে এসে মানে এমনই ভাব করতো যে আমি স্কেচ চিনেই না বা আমাকে পাত্তাই দিচ্ছে না। তখন কিন্তু আমার বাধ্য হয়েই জি জিনিসটা বা rude behave টা করতেই হতো।
উহু। বুঝতে পারছি, সময়ের সাথে। জি। হ্যাঁ। জি। <clears throat> উম জি, বুঝতে পারছি। <smacks lips> হ্যাঁ, এটাই আর কি ব্যাপার। আ অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে আর কি নিজে পরিচয় বা দেখানো লাগে আর কি। যেমন, আ আমার কর্মক্ষেত্রে আর কি, আ একটা ভাই আছে বা আমি individual boss এর সাথে কাজ করি। তো, ওই ভাইটার আমায় যখন যতদিন চাকরি করছি, ততদিন আসলে বেতন নিয়ে আমি তাদেরকে কোন কথা বলিনি। অনেক টাকা কম বেতন দিত
হুম, হুম। অ্যা জি। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। জি, জি। হুম, হুম।
তো সেই বেতন নিয়েই চাকরি করতাম। কোনদিন, আ তাদেরকে এই ব্যাপারটা নিয়ে কোন কথাই বলিনি। তবে ব্যাপারটা হল একটা পর্যায়ে যেয়ে তারা <clears throat> আর কি, আ বলে যে "তুমিই client নিয়ে আসবা, তুমিই এ করবা, তুমিই বেতন রাখবা," তাদের নতুন অফিসে। তো, আমার আশা ছিল যে আসলে তারা হয়তো partnership এ রাখবে।
জি। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম।

Hi।
Hi, hello। কেমন আছেন?
এই তো ভালো। আপনি কেমন আছেন?
হু, হু। উম আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বেশ গরম আজকে। <chuckles> তার উপর বাহিরে ছিলাম। আম্মুর সাথে একটু কালো ছিলো আর আ market এও গিয়েছিলাম। তো এত পরিমাণ গরম লাগছিলো, পুরা বিরক্ত লা হয়ে গেছি। market এ যেয়ে আমি বলছি "তাড়াতাড়ি বের হও চলো, বা চলো বাসায় যাই।" <chuckles> হু, হু।
হ্যাঁ, আজকে আসলে অনেক গরম। জি। হু, হু। উম উম বুঝলাম, হ্যাঁ, আসলে এই গরমে এইভাবে বাইরে থাকার যে ব্যাপারটা সেটা আসলে অনেক কষ্টকর একটা ব্যাপার আর কি।
হু, হু। হু, হু, জি।
<clears throat> তো, এমনিতে তা কি বলে এটাকে?
হু, হু। জি।